উম জি, তো ভাই
তো আমরা হ্যা, হ্যা।
আপনার আপনি যেরকম বললেন যে এক্সারসাইজ, প্রোটিন জাতীয় খাবার, আপনি যদি একটু বলি যে দুধ, ডিম, অল্প করে একটু চিকেন খাওয়া এগুলো আপনি কাছে বেশ ভালোই হেলদি মনে হয় না ভাই?
হ্যা, হ্যা। <chuckles> হ্যা, না অবশ্যই, কারন আ আমরা যদি দুধ খাই
জি। হ্যা।
আ দুধের ভিতরে আপনি সবরকম পাবেন প্রোটিন পাবেন
রাইট।
পুষ্টিকর মা যা, যা লাগে। আমি আমি এইযে আমাদের শরীরে যাহা, যা দরকার। সুস্থ থাকার জন্য, বেঁচে থাকার জ সবকিছুই আপনি আমাদের আ দুধের ভিতর পাবেন। আর আপনি যদি উম বেশি প্রোটিন নিতে চান
হ্যা, সকল পুষ্টি গুণই থাকে। জি। হ্যা। হ্যা।
তাহলে আপনাকে ডিম খেতে হবে।
রাইট।
আর সু সু সু সু মনে করেন যে খ আ আমরা বিশেষ করে এ্যা অ অস্বাস্থ্যকর খাবার খাবো না। যেমন দেখবেন অস্বাস্থ্য খাবার আমাদের শরীরকে আ দুর্বল করে দেয়, আমাদের মনকে রে দুর্বল করে দেয়। আবার মনে করেন যে, আমাদের আ বিভিন্ন রোগ বালাই
জি। হ্যা। জি। হ্যা।
অ হতে <scoffs> মনে করেন যে ওই খাবারগুলা আমাদেরকে সাহায্য করে। বিশেষ করে দেখবেন যে আ আমরা এখন সচরাচর আমাদের প্রজন্ম বলেন আমাদের ছেলেমেয়েরা ফুচকা, চটপটি। এই আ এইযে এই ধরনের আরো অনেক খাবার আছে হ্যা, এই খাবারগুলো বেশি পছন্দ করে। তো দেখা যায় যে তারা বেশিরভাগ সময় দেখবেন কোন না কোন রোগের সাথে লেগে আছে। এই গ্যাস্ট্রিক এর সমস্যা, এই পেটের সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। তো আমি মনে করি সুস্থ থাকতে হলে এই অস্বাস্থ্যকর খাবারটাকে সম্পূর্ণভাবে আপনাকে আ পরিত্যাগ করতে হবে। নাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না।
সাহায্য করে। রাইট। হু, হু। জি। হ্যা। হ্যা। আপনার জাঙ্ক ফুড টাইপ এর খাবারগুলো। জি। একদম, একদম। জড়িয়ে দে একদম। হ্যা। হ্যা। বাদ দিতে হবে। রাইট।

আ যেদিন হাঁটার হাঁটতে ভালো লাগে না, সেদিন একটু বন্ধুদের সাথে ক্রিকেট খেলি, ফুটবল খেলি। আ তো আসার পরে আমি মোটামুটি একটু কাঁচা ছোলা খাই।
আচ্ছা, আচ্ছা। বাহ!
আ আবার একটু বাদাম খাই।
বাহ!
আ একটা ডিম খাই। আর বিশেষ করে আমাদের আহ আ বিশেষ করে আমাদের দেশে যেটা কমন। পরোটা, ডাউল-টাউল এগুলো। <chuckles>
হু, হু। আচ্ছা, আচ্ছা। <laughs> বাহ চমৎকার ভাই! আপনি খুবই ভালো খান। আমার কাছে মনে হয়, বেশ Healthy food এগুলো। <snorts> এবং আমি না? আমিও যেটা করি ভাই, অনেক সময়ই দেখা যায় যে, খাবার দাবার আ একটু বেঁছে-গুছে খাই। কারণ আমার কাছে যদি একটু Oily food খাই না? যেরকম আপনি পরোটার কথা বললেন, আমি খেলে অবশ্য আমার একটু গ্যাস্ট্রিক হয়ে যায় সকালে। এজন্য আমি আরুক কম খাওয়া হয় এইগুলো। কিন্তু আমি হচ্ছে আপনার নরমালি Oats খাই, Oats এবং মিল্ক। তারপরে সাথে যদি একটু বানানা থাকে, কলা থাকে, তাইলে আমি হচ্ছে আপনার এইগুলো খাই।
<chuckles> এ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এ হ্যাঁ। <chuckles> অ্যা এ হ্যাঁ। বাহ অসাধারণ! <chuckles> অ অসাধারন! তারপর?
আম তো আমার কাছে মনে হয় যে, এগুলো খেলে আমার breakfast টা খুব চমৎকার যায় এবং আমার ব্রেইন এও properly কাজ করে। আর দুপুরবেলা আমি হচ্ছে আপনার সাধারণত সালাদ, তারপরে চিকেন এবং রাইস, এগ, রাইস কারি সহ এগুলো খেতে পছন্দ করি। হুম।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। আ অসাধারণ! অসাধারণ! আপনার খাবার রুটিনটা অসাধারণ। আমি মনে করি সুস্থ থাকতে হলে, আহ আ আমাদের এমন ধরনেরই খাবার রুটিন রাখতে হবে। কারণ আমি উল্টা-পাল্টা খাবার খাইলাম, অসুস্থ হয়ে গেলাম, আমার শারীরিক কষ্ট, মানসিক কষ্ট। এবং দেখব অসুস্থ হয়ে গেলে আপনার কিন্তু, বাড়তি একটা চিকিৎসার জন্য খরচও চলে যায়।
<laughs> জি। জি। হ্যাঁ। উ জি। একদম।